আমার হাসব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছিল যে আমরা হানিমুন এ যাব। শুধু বলেছিল। কিন্তু কোথায় যাব সেটা জানি না। কিন্তু আমার মনে, মনে অনেকদিনের ইচ্ছে ছিল যে কক্সবাজার যাবো। তো ওটাই আরকি ইয়ে করে রেখেছিল যে ওখানেই আমরা হানিমুনে যাবো। তো হঠাৎ করে একদিন বলল যে আমরা কক্সবাজার যাচ্ছি। তো আমি তো আনন্দে আত্মহারা যে এটা আমি স্বপ্নে দেখতেছি না কেমন কি যে আমার কখনো যাওয়া হবে এরকম ভাবিনি। তো হঠাৎ করে মানে হঠাৎ করেই আরকি বের হয়ে যাওয়া কোনো উম সুযোগ সময় বা সময় নিয়ে যাওয়া হয়নি। হঠাৎ করেই রাতেই এলাম তো সকালেই চলে গেলাম দুজনে মিলে। তো গিয়ে হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। হুম। যাবো। জি। হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম। হুম। <laughs> সেটাই। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম। হ্যাঁ, এটাও কিন্তু আবার অন্য এক ধরনের মজা। প্লান করে একরকমের প্লান না করে একরকমের। ২ টাতেই মজা আমার কাছে। এ
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকে ওসব পরিবারে তেমন করে বলা হয়নি যে আমরা এরকম যাচ্ছি। হঠাৎ করে বলতেছি "যাবো।" যাচ্ছি। খুবই সাহস করে গিয়েছি তো সেখানে গিয়ে মানে অনেক আরকি যাচ্ছি, যাচ্ছি ভাবতেছি যে এটা আমি স্বপ্ন দেখতেছি নাকি। আমরা শেষ পর্যন্ত একবার পৌঁছেই গেলাম। তারপর তো মানে একদম কি বলবো মানে স্বপ্নের মত সবকিছু।
হুম। হ্যাঁ, আচ্ছা। হুম। এ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। হুম।

হ্যাঁ আমার তো ভীষণ প্রিয় কক্সবাজারে এই একটু আগেই আমাদের প্ল্যান হচ্ছিল যে, বলছে সবাই যে চলো যাই কক্সবাজারে যাই আ আর আমারও একটু যাওয়ার ইচ্ছা আছে আবারও যেহেতু যেহেতু ভিসাটা আছে তো সেহেতু যাই আ আরেকবার ঘুরে আসি এরকম একটু ইচ্ছাও আছে আবার ফ্যামিলির সাথে তার আগে যাওয়া গত ইয়েতে বাংলাদেশেও মোটামুটি দর্শনীয় মোটামুটি এ্যা গেছি আরকি যেগুলোতে মানুষ যায়। আ সেটা আ কলিগরা মিলেও গেছি। সেটা ফ্যামিলির সাথেও গেছি। একা, একা, বাংলাদেশের ভিতরে কোথাও বেড়াতে যাইনি। আ দেশের বাইরেই বরং একা, একা গেছি। হ্যা।
বলতে লাগলাম যে আমি সত্যি, সত্যি, আমি হ্যা, কক্সবাজার আচ্ছা। হ্যাঁ আচ্ছা। হ্যা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভ্রমণে গিয়ে আপনি কি কখনো মানে নতুন খাবার বা এই ধরনের কোন কিছু আপনার মনে আছে যে নতুন কোন খাবার খেয়েছেন? হ্যাঁ একটু শেয়ার করেন।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আছে। নতুন খাবার আমার জন্যে নতুন। আ সা অন্যের জন্যে নতুন ও নাও হতে পারে। ঊম সেটা হলো যে আমি ওখানে এ্যা ঝিনুক আর কি। এ্যা কানে লাগিয়ে ঝিনুক আ সেটা সবার জন্যে নতুন না আমার জন্য নতুন ছিল। আ যে আ গে সেটা আমি ওম মানে এ্যা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। হুম? হ্যা সেটা আমার কাছে ভালো লাগেনি খুব একটা। আর ইয়ের খাবার আসলে আমি দেখলাম যে আমার আ দেশের খাবারই আমার ভাল লাগে। আর কানাডায় কিছু স্পেশাল আ খাবার হচ্ছে আমার ফল। আর ২-১ টা আইটেম নাম ভুলে গেছি এই মুহূর্তে আমার খুব ভালো লেগেছিল আরকি ওখানকার খাবার। আ কাশ্মীরের খাবার আ খুব ভালো লাগেনি। উ কিন্তু আমাদের দেশের ভিতরে নতুন, নতুন, জায়গায় নতুন, নতুন, আছে না যেমন ১ম কক্সবাজার গিয়ে আমার শুটকি ভর্তা ভীষণ ভালো লেগেছিল। সেন্ট মার্টিন কক্সবাজারে না সেটা সেন্ট মার্টিনে বেশি ভালো লেগেছিল। তারপরে অ হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ অবশ্যই। হম। আচ্ছা, আচ্ছা। উ, জি। হ্যাঁ আপনার নতুন অবশ্য। সেটা আপনি করেছিলেন সেটা? আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। হম। হ্যাঁ, হ্যা, আমিও টেস্ট করেছি। হ্যাঁ। আচ্ছা। আমারও ভালো লেগেছিল। সমুদ্রে গিয়ে সমুদ্রের বড়, বড়, মাছ ও সেই রূপচাঁদা তারপর বড়, বড়, মাছ সুন্দর করে কেটে মসলা দিয়ে একদম সুন্দর করে মে প্রতিটা জিনিস হ্যাঁ আমার হাসব্যান্ড আমাকে টেস্টে করাইছে যে এগুলো তোমাকে প্রতিটা জিনিস আমি খাওয়াবো। সমুদ্রের কি, কি, জাতীয় মাছ আছে। তো আমি দেখেই মনে হচ্ছে যে আমি অবাক হয়ে যাচ্ছি বা আমার পেট ভরে যাচ্ছে। এ ধরনের কিছু। আমি আমি খেতে পারছি না আনন্দে দেখতেছি। কিন্তু তারপরে সবকিছুগুলো আমার এখনো মনে আছে যে খুব স্মৃতি হয়ে আছে যে সমুদ্রের মাছ।
হ্যাঁ সেটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ একদম আ <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সেটাই। জি, সবসময় মনে থাকবে আসলে কথা উঠলে মনে পড়বে এক, এক, করে বেড়ানো নিয়ে কথা স্মৃতি নিয়ে কথা উঠলেই। তা আপনার কি মনে হয় যে আপনি অবশ্যই একা বেড়াতে যাননি। তারপরেও তো চিন্তা করা যায়। অ্যা একা ভ্রমণ করতে বেশি ভালো নাকি সবার সাথে পরিবার বা বন্ধু-বান্ধব?
হু, হুম, হুম হ্যাঁ। আমার সবার সাথে বেশি ভালো লাগে। একাকী একটু মানে হেজিটেজি লাগে আরকি যে একাকী হয়তো দূরে যাব কোথাও কেমন হবে না হবে এরকম, বা হাসব্যান্ড উইফ ২ জনে মিলে যাব এটা ভালো লাগে। বা পরিবারের সাথে গেলে তো আরোই হবে ভালো।
হুম।

আর ওর কিছু হয়ে গেলে তো আমি কিভাবে ফিরবো বা কেমন করে যাব এরকম একটা টেনশন কাজ করতেছে। তখন আমি মানুষের ভিড়ের মধ্যে একটু যাই লুকাই চুপ করে আছি। হাত দেখাচ্ছে সমুদ্রের ঢেউ যে আমি আছি। টেনশন করিও না আমি এখানে আছি। কিন্তু আমার তো টেনশন হচ্ছে। তখন আমি যাই মানুষের ভিড়ের মধ্যে চুপ করে ওকে আড়াল থেকে দেখতেছি। তখন ও ঢেউয়ের মধ্যে থেকে আমাকে খুঁজতেছে যে কোথায় গেল, কোথায় গেলো। এই আবার কোথায় গেল। ও আমাকে নিয়ে টেনশন করতেছে। তখন ও আরকি হ্যাঁ, সামনের দিকে না গিয়ে ও আমার দিকে এখন একটু, একটু করে আসতে শুরু করল। আর আমি মানুষের হ্যাঁ, সাইড থেকে একটু করে ওকে খেয়াল করতেছি। তখন ও আস্তে, আস্তে উম-হ্যাঁ ওই স্মৃতিটা আমার সারাজীবন মনে থাকবে যে ওরকম করে আমি ওকে সমুদ্র থেকে উঠে এনেছি। তারপরে ও যখন কাছে আসলো তখন আমি বের হয়েছি। তখন ও বলতেছে যে, "তোমার জন্য টেনশন হচ্ছে তুমি কোথায় গেলা? আমি যে তোমাকে টেনশন, তোমার জন্যে হচ্ছে। তোমাকে আমি ডাকতেছি তুমি কিছুতেই ঘুরে আসতেছ না। তুমি শুধু আমাকে হাতেই দেখাচ্ছ। তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে ফিরবো বা কেমন করে কি করব? যার কারণে আমি এই নাটকটা করেছি আরকি।" এটা খুবই ভালো ছিল একটা হ্যাঁ, খুবই ভালো লেগেছে।
<chuckles> হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা। খুঁজে চা পায় যাতে <chuckles> তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। সেটাই। হুম, হুম। হু, হুম। হুম, হু। সেই তো। হুম। হুম। <chuckles> বেশ একটা রোমান্টিক। <chuckles> এক এটাই, এতক্ষণ করছিলাম। <chuckles> <chuckles> হ্যাঁ, সেটা বেশ হ্যাঁ, খুব ভালো একটা রোমান্টিক স্মৃতি আরকি খোঁজা নাই। তা আমারও তো মানে আ হ্যাঁ, একা ঘুরতেও বেশ ভাল লাগে। যেটা আপনি বললেন না আপনাদের তো বেশ একটা ভালো অভিজ্ঞতা আমার একটু আ রোমাঞ্চকর অভিজ্ঞতা ভয়ের হয়েছিল ২ জায়গায়ই আমি দুবাইও গেছিলাম, একা, একা দুবাই বেড়াচ্ছি। বে মানে ওখানে গেছিও একা হ্যাঁ। তো খুব মানে একটা ট্র্যাপ এ পড়ে গিয়েছিলাম এবং তখনো সিম নেওয়া হয়নি। আমার কাছে আমার ফোন থেকে তো ফোনে যাবে না কোথাও হোটেলে বা কোথাও যে ফোন করব। আ যে গাড়িতে গিয়েছিলাম ওই ড্রাইভারটাকে আমি আরেকজন আমাকে একটু মিসগাইড করে অন্য জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল।
হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আপনার অনেক সাহস। অ্যা <chuckles> হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আচ্ছা।
পরে আমি আর খুঁজে পাচ্ছিলাম না ওই মুহূর্তে আমি অনেককে বলেছি যে আমার কাছে ফোন নাম্বার লেখা ছিল। সেই ড্রাইভারেরও ছিল, হোটেলেরও ছিল যে, "আপনারা কাইন্ডলি কেউ একটু ফোন করে দিবেন?" কিন্তু কেউ ফোন দেয়নি। সেই সময়টা আমার খুব টেনশনে কেটেছে যে, আমি এখন একে খুঁজে পাবো কিভাবে। পরে যা হোক লাকিলি হাঁটতে, হাঁটতে ঘুরতে, ঘুরতে যেই জায়গায় তো ওনাকে আমি নামিয়ে মানে আমি নেমেছিলাম। এখানেই থাকার কথা। এভাবে খুঁজতে, খুঁজতে মানে আধা ঘন্টা ১ ঘন্টা পরে ওনাকে পাই আমি আরকি শেষ পর্যন্ত। কিন্তু ২ আমার কানাডাতেও বেশ ঐরকম অভিজ্ঞতা আছে, হারিয়ে গিয়েছিলাম। <chuckles> দুবাইতেও তাই। হ্যাঁ, আবার ফিরে পাই, জায়গা মত ফিরে আসছি আর কি কোনো সমস্যাই হয়নি।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, হুম। আচ্ছা। তারপরেও আপনার অনেক সাহস শুনে হারিয়ে গিয়েছেন আবার হ্যাঁ। হ্যাঁ, ফিরে আসছেন আবার ঘুরতে গেছেন। এ ধরনের কোন ভয় কাজ করে না আপনার। <chuckles> খুবই ভালো এটা একটা হ্যাঁ।
না, না আমি একটু ভয় কম হবার। একা একাই।
আচ্ছা। হ্যাঁ, আপু আপনার সাথে কথা হলে অনেক ভালো লাগলো। আপনার বেড়ানোর অনেক অভিজ্ঞতা শেয়ার করলাম। হ্যাঁ, হয়তো আবারও ক
থ্যাংক ইউ, আমারও ভালো লাগলো, হ্যাঁ। আস আমরা নিশ্চয় যখনই সুযোগ পাবো বেড়াবো, মন ভালো রাখবো। হ্যাঁ। আ হ্যাঁ, খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।
হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

হ্যালো, কেমন আছেন?
হ্যালো, হ্যাঁ। জি, বেশ ভালো আছি। শুভ বিকেল। আপনি কেমন আছেন?
শুভ বিকেল, আমিও বেশ ভালো আছি। আমার দিনটা বেশ ভালোই কেটেছে। তো আপনার দিনটা কেমন কাটলো আজকে?
হ্যাঁ। হ্যাঁ আমারও বেশ ভালোই কেটেছে। আজকে ছুটির দিন ছিল। অনেক এ্যা সাংসারিক কাজ-বাজ ছিল। তার মধ্যে এ্যা প্লান করছিলাম, আলাপও করছিলাম ফ্যামিলি মেম্বার দের সাথে একটু বেড়াতে যাওয়ার। উ আমি খুব মানে আমরা সবাই খুব বেড়াতে পছন্দ করি। বেড়ানোর অভিজ্ঞতাও বেশ আছে আমার। আ দল বেঁধেও আছে, একাকীও আছে। অ্যা হ্যাঁ, দেশে বিদেশে সবখানেই, খুব আ অনেক অভিজ্ঞতা আমার।
আচ্ছা, আচ্ছা, তাই? আচ্ছা। আচ্ছা। বাহ! খুব ভালো। আচ্ছা। আ হ্যা। তাই আপনি বিদেশেও ঘুরে বেড়িয়েছেন?
বেড়ানো নিয়ে। হ্যাঁ, বিদেশেও একা, একা, ঘুরে গেছি। <chuckles> একদম, অনেক দ অভিজ্ঞতাও হইছে বেশ। <chuckles>
আচ্ছা, আচ্ছা। <chuckles> আপনার হ্যাঁ, উ ভ্রমণ কিছুটা এ্যা অনেক অভিজ্ঞতা আছে না? কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমার সাথে খুব ভালো লাগবে। কারণ আমারও তো বেড়ার খুবই মানে খুবই ইচ্ছা। আমিও
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, খুবই তো। আমার, আমার হচ্ছে, অ মানে অভিজ্ঞতা ২ টা স্বপ্নে ও স্বপ্ন বলে না ২ টা স্বপ্ন বেড়ানোর জায়গা আমার পূরণ হয়েছে ২ টা। একটা হচ্ছে 'কাশ্মীর' আরেকটা হচ্ছে 'নায়াগ্রাফলস' সেটা 'কানাডা' থেকে। উ এই ২ টা উ আ এ ২ হচ্ছে 'কানাডায়' গিয়েছিলাম আমি একাই। কিন্তু ওখানে বেড়াতে এ পাওয়া গে ওখানে আমার আত্মীয়-স্বজন বন্ধু <chuckles> হ্যাঁ। আস ওখানে অবশ্য গেছি একা, আসছি একা, সেটা ঠিক আছে। কিন্তু ওখানে গিয়ে আমার আত্মীয়-স্বজন সবার সাথে বেরাত মানে বেড়িয়েছি। আর শুধু একাও বেড়িয়েছি ওখানে গিয়ে হুম। একটা ট্যুর টিমের সাথে সম্পূর্ন ভীনদেশি মানুষ আমি, এবং বাংলাদেশে আমার আ স পোশাক-আসাক সব কিছু দেখেই বুঝা যা যাচ্ছে যে, আমি আলাদা। আমি তো সালওয়ার-কামিজ পরে ঘুরে বেড়িয়েছি না। <smacks lips> আ তো আমাদের যে বাসের ড্রাইভার ছিলেন উনি 'মেক্সিকান' ছিলেন। তো উনি আমার সাথে কথা বলে আমাকে খুবই অ্যাপ্রিশিয়েট করলেন যে, "আপনি একা বাংলাদেশ থেকে এসে এ্যা শুধু বেড়ানোর জন্য এসছেন?" আমি বললাম "হ্যাঁ, শুধু বেড়ানোর জন্যে এসেছি।" হ্যা, তা খুব ভালো লাগলো। আর যখন 'কাশ্মীর' গেলাম ওটা আমরা আমাদের এ্যা ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়ররা মিলে গিয়েছিলাম। আস আ অসাধারণ একেবারে সেই 'লাদাখ' পর্যন্ত গিয়েছিলাম আমরা। এক দম মানে খুবই, খুবই, রাস্তায় <chuckles>
হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। Wow, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা খুবই ভালো। হ্যা। তাই। আপনার অনেক সাহস তো আপনি একা, একা, গেছেন খুবই ভালো। <chuckles> আচ্ছা, হ্যাঁ। তাহলে তো খুবই আনন্দের মুহূর্ত ছিল। হ্যাঁ। জি, হুম। আচ্ছা। আ আচ্ছা, আচ্ছা, উম হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। এটা তো অনেক বিশাল ব্যাপার। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। আ বাহ্! আচ্ছা, হ্যাঁ। খুবই সুন্দর জায়গা আপনি ভ্রমণ করেছেন। হ্যাঁ <chuckles> সৌভাগ্যের বিষয় আরকি। আমার অবশ্য বাইরে হ্যাঁ বাইরে ঘোরা হয়নি। দেশের মধ্যেই ঘুরানো হয়েছে। হ্যাঁ, দেশেই ঘুরেছি। কিন্তু আমার হাসব্যান্ড আ 'ইন্ডিয়া' ভ্রমণ করেছে। আপনার মতো 'কাশ্মীর' 'লাদাখ' ও হচ্ছে এহ ঘুরেছে কিন্তু আমাক আ আমি সঙ্গী হয়নি। হ্যাঁ 'দার্জিলিং' এ গেছে। কিন্তু আমি অবশ্যই যেতে পারিনি বলছে পরবর্তীতে তোমাকে নিয়ে যাব <chuckles> হ্যাঁ, কিন্তু আমি দেশের মধ্যেই ঘুরেছি যেটা আমার মনে আছে যে আমার ঘোরার আনন্দটা। ১ম বার আমরা বিয়ের পর
একদম আসলেই হুম। আচ্ছা। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, দার্জিলিংও গেছি। এ্যা সেটাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবেন। হু, হু। হুম, হুম।